আচ্ছা, এ্যাঁ একটা জার্নি তে, ছিলেন আসলে। অন্যকে বলছিল জোরে, জোরে আপনি শুনে ফেলেছিলেন। এরকম আসলে অনেক সময় হয়। আমার যেরকম একটা কথা মনে পড়ে গেল, আমি রিসেন্টলি যখন ঘুরতে গিয়েছিলাম, এ্যাঁ যে এমন একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম যে, ওদের জীবনধারা সম্পূর্ণই আলাদা। এবং ওরা এত বেশি কাজ করে, এত কম পারিশ্রমিকে, এত বেশি কাজ করে। এই ব্যাপারটা আসলে আমাকে খুব মানে আসলে আমি অনেকদিন ধরে এইটা মাথা থেকে বের করতে পারছিলাম না, যে একই মানুষ আমরা, আমাদের এ্যাঁ শারীরিক চাহিদা, আম মানে সবাই খাবার খেয়ে বেঁচে থাকতে হয়। একই ধরনের পুষ্টি দরকার। এ্যাঁ কিন্তু ওদের লাইফ টা একদম ওদের ছেলেমেয়ে, ওদের ছোটবেলা থেকেই মানে কতটা স্ট্রাগলিং এবং ওরা জানেই না যে, ওদের ন্যায্য অধিকার কি? মানুষ হিসেবে ওদের এগুলো আসলে পাওয়ারই কথা। যেগুলো ওরা একদমই পাচ্ছে না। যেগুলোর জন্য কাজ করে পাচ্ছে না। তো এই জিনিসগুলো আসলে অনেকটাই চেঞ্জ করে দেয়। এ্যাঁ আপনার ক্ষেত্রে এরকম এ্যাঁ কোন কিছু কি আছে? একদম নতুন ধারার জীবন বা স্ট্রাগল অচেনা মানুষের স্ট্রাগল দেখে, একদম অন্যরকম অনুভূতি হয়েছিল।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হম, হম। হ্যাঁ, হ্যাঁ। সব এক, হ্যাঁ, হ্যাঁ। একদম। ঠিক। ঠিক, ঠিক। হ্যাঁ, হ্যাঁ। ঠিক। হুম। হ্যাঁ, হ্যাঁ। সত্যি বলতে আপনি যখন বলতেছিলেন এই কথাটা, তখনই আমার চোখের সামনে একটা জিনিস ভাসতেছিল, সেটা হলো আমাদের এই যে সিলেটের যে চা বাগানের যে, এ্যাঁ মজুরি, মজুর যারা আছেন হ্যাঁ, হ্যাঁ ঠিক, এই জিনিসটা আমার চোখে ভাসতেছিল। এটা হলো আমি যদি বলি যে, গত বছর আমি সিলেটে গিয়েছিলাম আমার বন্ধুদের সাথে। তো এখানে আমি গিয়েছিলাম যে, মানে সিলেটের চা বাগানটা ঘোরার জন্যেই মেইনলি গিয়েছিলাম। তো আমরা গিয়েছিলাম একটু, একটু গরমের সময়, মানে শীতের সময় যাইনি। একটু গরমের সময় যাওয়ার কারণে যেটা হয়েছিল আমরা যখন ঐখানে ওই বাগানে ঘুরতে যাই, আমরা হলো সাথে আনফরচুনেটলি কেউই কোন ধরনের পানি নেইনি। তো পানি না নেওয়ার কারণে ওইখানে যেটা হয়েছিল, যখন চা বাগানে ঘুরতেছি অনেকক্ষণ ধরে যখন হাঁটতেছি, মাথার উপরে সূর্য ছিল, তো আমাদের অনেক বেশি পিপাসা লাগে। তো তখন আমরা দেখি যে ওই যে, যে চা বাগানের যে কর্মচারীগুলো আছে মানে যারা কাজটা, কাজ করতেছে, তারা দেখলাম যে, এতক্ষণ এই সকাল থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত এই কষ্ট করে কাজ করেই যাচ্ছে, কোনো ধরনের কোনো বিশ্রাম নিচ্ছে না মাঝখানে হয়তো একটু বিশ্রাম নিচ্ছে খাওয়ার জন্য এবং সারাদিন পরে পাচ্ছে খুবই নগণ্য একটা টাকা, যে টাকাটা দেখা যায়, হয়তোবা আমরা চা-র দোকানে বসে অনেক সময় বন্ধুরা খেয়ে ফেলি, মানে ১০ মিনিটে, এমনও হয়, তো তখন যেটা, আরেকটা জিনিস যেটা আমার নাড়া দিয়েছে যে, তাদের কাছে যখন, যাই গিয়ে যখন বলি যে, "আপনাদের কাছে একটু পানি হবে কিনা? আমরা সাথে পানি নিয়ে আসি নাই," তারা এত বেশি উৎফুল্ল এবং এই খুশির সাথে আমাদেরকে পানি দেয় এবং বলে যে, "হ্যাঁ, নেন এই যে পানি খান, আপনারা সবাই খান সমস্যা নেই, শেষ করে ফেলেন, সমস্যা নেই, আমরা অন্য জায়গা থেকে ম্যানেজ করে নিতে পারব।" তখন আমার কাছে মনে হয় যে, এই মানুষগুলো এত কষ্ট করতেছে এবং এত কম পারিশ্রমিক কষ্ট করতেছে এবং তাদের মন এত বড়ো, যে আমরা পানি চাওয়ার সাথে, সাথে তারা পানি দিয়ে দিলো, যদিও তাদের এখনো দেখা যায় ৫-৬ ঘণ্টা মতো কাজ করতে হবে এবং তাদের নিজেদেরও পানির প্রয়োজন, এত গরমের মধ্যে আমরা দেখা যায়, হেঁটে, হেঁটেই গলা শুকিয়ে গিয়েছিলো আর তারা কাজ করতেছে তারপরেও তারা এখানে সাহায্য করেছিলো, এই জিনিসটা আমার মনের মধ্যে খুব বড়োভাবে নাড়া দেয় এবং আমি তখন বুঝতে পারি যে, মানুষ আসলে মানুষ হতে হয়, এরকম এই টাকার পিছে শুধু দৌড়ালে হয় না।
হু। একদম। আমি আসলে ওটা ঠিক করেই বলেছিলাম আসলে। আচ্ছা। ও! আচ্ছা। হম। একদম। একদমই।